আসলেই, সত্য কথা বলেছেন। এইযে, এ আসলে পছন্দের মানুষজন যদি একসাথে থাকে না, পছন্দের মানুষজন আপন মানুষজন যদি আ কাছাকাছি থাকে, তাহলে আমার বোধ হয় যে, আ প্লেসটা কিন্তু ম্যাটার করে না খুব একটা। মানুষগুলা, পার্সনগুলো ম্যাটার করে খুব বেশি। তাই না? <chuckles>
আন জি। জি, জি। হুম। জি। হ্যাঁ, এটা আসলে খুবই সুন্দর বলেছেন। এবং এইযে আমি এটা বলার কারণ হচ্ছে কি জানেন? যে আমার কাছে সবসময় মনে হয়। আ যে আমার হাসব্যান্ড আসলে একটু বাইরে যেতে চায়। বাইরে গিয়ে একটু হোটেলে খাওয়া-দাওয়া করতে চায়। তখন আমি কিন্তু ওকে বারণ করি। যে, "দেখো বাইরে গিয়ে আসলে এত টাকা খরচ করে, আ এত ভিড়ের মধ্যে আসলে এ শান্তিমতো একটু কথাও বলতে পারবো না। উম নিজের মতো করে একটু খেতেও পারবো না।" ভ ভদ্রসমাজে তো অবশ্যই আমাকে এ চেয়ার টেবিলে বসে ভদ্রভাবে খেতে হবে। আমি আবার আসলে সবসময় একটু চাই একটু মাটিতে বসে, আ একটু ও একটু গোপাল ভাঁড় দেখবো বা, একবার ছবি দেখবো। একটু খাবো, একটু দেখবো। তো আমার এইজন্য মনে হয় যে, এটাই হয়তো আমি পরিবারের সাথে আসলে বসে যদি এভাবে খেতে পারি। সেটা আমাকে অনেক আনন্দ দেয়।
জি। আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। একদম, খুব চমৎকার বলেছেন এবং এইযে ব গোপাল ভাঁড় দেখতে, দেখতে খাওয়া না, এই অভ্যাসটা না আমারও আছে এবং এই অভ্যাসটা বেশ অনেক বছর ধরে আছে এবং এটি আমার আ কোনভাবেই <scoffs> এই অভ্যাসটি আসলে আমি কাটাতে পারছি না।
জি। বাহ! খুবই চমৎকার। না আমার শুনতে খুবই ভালো লাগছে যে, আপনিও আসলে আমার মতন একদম <smacks lips> গোপাল ভাঁড় দেখতে, দেখতে আসলে খাওয়া-দাওয়া করেন।
জি এবং আ টেবিল চেয়ারে ওভাবে বসে খাওয়ার অ অভ্যাস আসলে আমারও খুব একটা নেই ই বলতে গেলেই চলে। তারপরেও আমি রেস্টুরেন্টে খেতে বেশ ভালোবাসি। রেস্টুরেন্টে খেতে যে পছন্দ করি না, তা না। রেস্টুরেন্টের অনেক খাবারই আমার খুব পছন্দের এবং আমি ফাস্ট ফুড এমনিতেই খুব বেশি ভালোবাসি। তো আপনি যেমনটি বললেন যে, কমফোর্টের একটি বিষয়, হ্যাঁ? এইযে মাটিতে বসে খাওয়ার কথা বললেন। হ্যাঁ, এ এবং নিজের কমফোর্ট অনুযায়ী খাওয়া এবং আপন মানুষজনদের সাথে খাওয়া। এইগুলা কিন্তু খুব অ গুরুত্বপূর্ণ আমার এ এবং মনে হয় যে জি, জি। এই সময়টাতে কিন্তু পরিবারের সাথে বেশ ভালো সময় দেয়া যায়। এবং আ গুলো অভ্যাসগুলো রাখা দরকার। জি, জি, জি। বলুন।
আচ্ছা। <chuckles> জি। হু, হু। আচ্ছা। বাহ! জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হুঁ, খুবই গুরুত্বপূর্ণ। আ জি। এবং আরেকটা এবং আমার মনে হয় কি? আরেকটা সময় যে, আপনি যদি আসলে চাইলেই কিন্তু খুব সুন্দর, সুন্দর আসলে মুহূর্ত তৈরি করতে পারেন। আ ভালো সম্পর্ক তৈরি করতে পারেন। যেমন, আমি যদি আসলে বলি। <tsk> আমার যখন বিয়ে হয়, তখন আসলে আমার ননাস আমাকে তেমন একটা পছন্দ করতো না। তো, আমার আ শাশুড়ি হচ্ছেন উনিও জব করেন, আমার শ্বশুরও জব করেন। তো বাসায় আসলে আমি আর আমার ননাশই থাকতাম। তো, কাজ যে পরিবার আসলে একা করা তো সম্ভব না। সেজন্য ননাশ যখন আমাকে ছোট, ছোট কাজে আসলে সাহায্য করতো, তখন ওইযে আমাকে যে অপছন্দ করতো, সেটা কিন্তু আসলে আম যে কথা বলতাম, ছোট, ছোট কাজ আসলে একসাথে করে করতাম, তখন এক পর্যায়ে দেখা গেল তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ইজ জি। জি, জি। জি।